যাক ভাই চমৎকার। তো জিনিসটা ভাই আমি যেটা বলতাম যে আপনি যদি ওই মুভিটা দেখে থাকেন যে "তারে জামিন পার"। তো সেখানেও কিন্তু বাচ্চার সমস্যা থাকে। সমস্যাটা কি সে কিন্তু এমন না বাজে। সে পড়াশোনায় সে কিন্তু পেইন্টিং এ খুব ভালো ছিল। কিন্তু তার বাবা মা জিনিসটাকে কিন্তু ধরতে পারেনি। তার বাবা মা ভাবছিল যে সে শয়তানের বখাটে। সে ইচ্ছা করে পড়তেছে না। সে যদি অ্যা সারা ই হোস্টেলে দেয়া হয় সে তখন যখন স্ট্রিক্ট হবে তখন ঠিকই সে পড়বে। কিন্তু অ্যাকচুয়ালি যে
হুম, হুম। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ও হো। আচ্ছা। ও হো। আচ্ছা আমি মুভিটা দেখি নাই তো? কিন্তু তা আমার যতদূর মনে হয় মুভিটা Autism কিংবা Dislexia নিয়ে সেটা কি ঠিক? আমি কি ঠিক বলতেছি?
জ্বি, জ্বি, জ্বি। উম জ্বি, জ্বি, জ্বি, জ্বি, জ্বি। তো সে কিন্তু মানে B কে D পড়তো D কে B পড়ত, তার মানে এরকম সমস্যা ছিল। জ্বি, জ্বি, জ্বি। তো সেই সমস্যাটা তার ছিল। তো কি হলো পরে? পরে কিন্তু তাকে যে তার টিচার থাকে হোস্টেলে, সে এই সমস্যাটা ধরতে পারে অ্যান্ড সে স সে সবসময় চেষ্টা করত তার স্টুডেন্ট কে ভালোমত বুঝার যে কি সমস্যা, তারও এই সমস্যাটা ছোটবেলায় ছিল। তো, জ্বি, জ্বি, জ্বি। তো সে যখন তার বাসায় যায়, তার বাবা মাকে বলে যে দেখো আপনি চাইনিজটা পড়েন। একটা জিনিস দেয় খেলনা রিমোট কন্ট্রোল। তুমি এই চাইনিজ জিনিসটা পড়ে দেখান। তো সেই জিনিসটা কিন্তু তার বাবা পড়তে পারে না। তো তার বাবা বলে আপনি কি মজা নিচ্ছেন আমার সাথে আমি কিভাবে পড়ব? তখন সে এটাই বলে যে সেইম জিনিসটা তো আপনার বাচ্চার সাথেও হচ্ছে। সেও তো এটা পড়তে পারতেছে না। সে তো ইচ্ছা করে করতাছে না। সে পড়তেই পারতেছে না। তো তারপরে তার ভাইকে বলে যে তুমি যে অ্যা যখন ওকে বল মারো ছুঁড়ে তখন কি সে ধরতে পারে? তো সে বলে যে "না ও কখনো বুঝতেই পারে না। কখনো পিছে চলে যায়, কখনো পড়ে যায়।"
হুম, হুম আচ্ছা চর। ও হ্যাঁ, হ্যাঁ, এটা Dislexia বলে। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হুম, হুম। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হুম, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।

উম জি, জি, জি। এরা এইগুলা দেখা খুবই দরকার। যেরকম ভাই আমি যদি আ আমি যদি থাকতাম গভর্নমেন্ট আমি কিন্তু সবার আগে করতাম কি? চিকিস আ শিক্ষা যেটা, শিক্ষাতে এটা খুবই ম্যান্ডেটরি করতাম। যে হ্যাঁ পড়াশোনার সাথে, সাথে এটা দিবে, এটা প্রচার করবে। তখন কি এটা একটা মাইন্ডসেট এ থাকতো যে হ্যাঁ এ এইটা এমন, এটা যদি হয় এটা চিকিৎসা এরকম। বা যদি আমার বন্ধুর যদি দেখতাম যে এরকম একটা symptom দেখা যাচ্ছে। আমি ঐগুলা তখন আমি ওর প্যারেন্টস বা তার টিচার যেভাবে পারি আমি সহযোগিতা করার চেষ্টা করতাম। আর
হুম, হুম। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, রাইট। হ্যাঁ খুব মারে। হু, হু। স্পেশালই মানে ছাত্রদের মধ্যে কিন্তু অনেক ধরনের মানসিক রোগ ডিপ্রেশন জিনিসটা আমরা কিন্তু দেখি প্রচুর পরিমাণে আমরা মানুষ ছাত্রদের দিয়ে হারাচ্ছি। সেটা বিভিন্ন কারণেই হতে পারে। কিন্তু তার যেই symptom গুলো, সেগুলা কিন্তু আ বেশিরভাগ স্পেশালিস্টরাই বুঝতে পারে। তো এখন সেগুলোর ব্যাপারে যদি আমরা কোন একটা অ্যাকশন নিতে পারতাম, আমরা হতে পারে এই নাম্বারটা অনেক কমায় ফেলতে পারতাম, তাই না?
জি, জি। জি, জি, জি, জি, জি। হু, হু। দেখা দরকার। জি, জি। জি, জি। যদি আপনি ধরেন উচ্চ ভালো একটা যদি দেশ ধরেন Japan, তারা কিন্তু ১ম ক্লাস 6 পর্য আ ক্লাস 6 না ক্লাস 3 পর্যন্ত কিন্তু এইটাই শিখায় যে কিভাবে ভালো মানুষ হতে হবে। চিটিং, বাটপারি এগুলা করা যাবে না। এ এ এগুলা কিন্তু ছোটবেলা থেকে তাদের কিন্তু এমন হয় না যে হ্যাঁ জাস্ট পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, এটাই কিন্তু সবকিছু নয়। তাদের কাছে ভালো মানুষ হও, তুমি একটা আ একটা ভালো সিটিজেন স হও। এগুলা এইগুলো কিন্তু শিখায়। তো আমাদেরও যদি হু
হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ। খুব নাইস, খুব নাইস একটা এ জিনিস। হুম, হুম। হ্যাঁ। আর আমরা কি করি? আমরা করি মুখস্থ, ঠোটস্থ।
জি, জি, জি। আমাদের জাস্ট অ্যা রেজাল্ট ডিগ্রি হলেই হয়েছে, কিন্তু তাদের কিন্তু সেটা না। তারা কিন্তু তারা কিন্তু জাতি হিসেবেও দেখবেন চুরি ডাকাতি তাদের হয় না। আমাদের কিন্তু উল্টা।
হ্যাঁ। আ ১ নং প্রশ্নের উত্তর, নিচে একটু ডিজাইন।
তো জি, জি।
তারপরে কি? <chuckles> রুলার দিয়ে মার্জিন আঁকো।
<scoffs>

হ্যালো।
হাই।
কি খবর? কেমন আছেন?
এই তো ভালো ভাই, আপনি কেমন আছেন?
হ্যাঁ, আছি ভালই। আসলে আমি একটা জিনিস অনলাইনে দেখছিলাম তো এবং সেটা নিয়ে চিন্তা করতেছিলাম। তো আমি ভাবলাম আপনাকে জিজ্ঞেস করব যে, আমাদের কালচার এ আমরা যদি মানে মানসিক যে সমস্যাগুলো আছে সেগুলোর কথা চিন্তা করি। তাহলে দেখা যায় যে অনেকেই এটাকে কিন্তু এক ধরনের অপরাধ মনে করে। তা আপনার কি মনে হয় যে কেন তারা এই জিনিসটাকে এভাবে দেখে?
জি, জি ভাই। হুম। জি, জি। জিনিসটা হচ্ছে ভাই যে আপনি যদি দেখেন আমাদের যেই সোসাইটি তা এই মাথায় মানসিক সমস্যাটা নিয়ে মানে খুব বাজে বাজেভাবে দেখে, যে আমি যদি বলি যে আমার এটা নিয়ে সমস্যা হচ্ছে বাসায় যদি বলি আমার ফ্যামিলিকে তারা বলবে যে, কেন? তুমি কেন এসব ফালতু কথা বলছো কেন? তুমি কেন পাগল হবা এসব?
হুম। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। হুম, হুম, হুম। হ্যাঁ। হ্যাঁ, তোমার কিসের অভাব আছে? তোমায় তোমাকে থাকতে দেওয়া হয়, খাবার আছে। তোমার কেন এত সমস্যা তাই না?
জি, জি। জি, জি। সমস্যা কেন হবে? তো এমন এ এ
এটা এক ধরনের accusal টোন থাকে যে আপনারা আ মানে মানুষরা জিজ্ঞেস করে যে তোমার কত বড় সাহস তুমি এগুলো বলো। তাই না? হ্যাঁ।
জি, জি। এইগুলা বললা কেন? আর এইসব, এটা কোন সমস্যা নাই। এটা ঠিক হয়ে যাবে। ভালোমতো খাও দাও, <chuckles> পড়াশোনা করোও ঠিক হয়ে যাবে। জিনিসটা এরকম।
হ্যাঁ, কিংবা হ্যাঁ। পড়াশোনা করো কিংবা নামাজ পড়ো ঠিক হয়ে যাবে। তাই না?
হু তো আমরা এই জন্য কিন্তু যে ডাক্তারের কাছে যাবো সেটা এই ভয়টাও কিন্তু থাকে যে ডাক্তারের কাছে যাবো, কি ভাববে? আমার জিনিসটা বুঝবে কিনা! বা অ্যাকচুয়ালি কিন্তু ডক্টর কোথায় মানসিক যে ডক্টর থাকে এটাও কিন্তু জানি না। এই রোগ রোগটা ক্লিয়ার করার জন্য।
হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ। রাইট, রাইট। হ্যাঁ, অবশ্যই। আমি কিন্তু মানে পার্সোনালি বলতে গেলে নিজেও এই ঝামেলা নিয়ে অনেক ভুগছি এবং আমি প্রায় ১৫ বছরের মতো অনেক মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এবং অনেক ধরনের প্রশ্নর মধ্যে ছিলাম। যে হ্যাঁ যাবো আমি যদি যাই জিনিসটা সিরিয়াস হয়ে যাবে। জিনিসটা official হয়ে যাবে। কোথাও যেয়ে Record থেকে যাবে যে আমার এই সমস্যাগুলো আছে। তার চেয়ে আমি চেষ্টা করি নিজে নিজে ঠিক করার। আমি কিন্তু অবশেষে গেছিলাম। হ্যাঁ।
জি, জি, জি। হু, হু। হুম। পরে কি? জি, জি পরে গিয়েছিলেন আপনি।